আচ্ছা, আপনার কি নিজের কাজ নিয়ে কথা বলতে, কখনো ভয় লাগে?
<chuckles> আ জী, আসলে নিজের যে কাজগুলো করে থাকি আ কর্মকান্ড তো অনেক প্রকারের হয়। তো আসলে ছোটবেলা থেকেই দেখা গেছে কিছু কাজ করতাম, যেগুলো মানুষকে বলতে হয়তো ভয় লাগত। আর এখন তো আ যে কাজ করি এটা বলতে আরো বেশি ভয় লাগে। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। তাই। বুঝতে পারছি। <chuckles> বুঝতে পেরেছি। আচ্ছা, এরকম তাহলে যদি একটা গল্প শেয়ার করতেন, যেখানে আপনার অনেক ভয় লেগেছিলো, বাট আপনার কথাটা আরকি কাজের কথাটা বলতে হয়েছিলো। স্বাভাবিকভাবে অনেক সময় ভয় লাগলে যে চুপ করে থাকবো, এমন তো আর হয় না। অনেক সময় লজ্জা লাগলেও, চুপ করে থাকতে পারি না, চাইলেও। তো আমাদের এগুলা বলতে হয়ই তেমন কি কখনো হয়েছিল?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাস হ্যাঁ। জী, জী। এটা বিষয়টা এরকম হয়েছিল যে, আপনার মানে আ ছোটবেলার ঘটনা দিয়ে শুরু করি। আস্তে, আস্তে দেখা গেছে যে পরবর্তীতে আসব। অ্যা ছোটবেলায় কেমন ছিল জানেন তো? মানে পড়াশোনা এরকম ভালো ছিলাম না। তো বন্ধু-বান্ধব দেখা গেছে, যে জানতো কি? যে মানে আমি মোটামুটি একটা এভারেজ অ্যা ছাত্র আরকি। তো যখন আমি ভালো করে পড়াশোনা শুরু করি, তখন কিন্তু ওই জিনিসটা মানে মানুষকে বলতে খুব ভয় লাগত, ঠিক আছে? তো দেখা গেছে যে, বন্ধু-বান্ধবকে একবার মানে যখন একটু পড়াশোনা নিয়ে একটু বেশি কিছু জিজ্ঞেস করতেছিলাম, বা বলতেছিলাম যে, "এইটা কি, ঐটা কি?" তখন ওরা একটা রিঅ্যাকশন দিয়েছিল যে, "ওমা! অ্যা তোর তো এমন এই এত চিন্তা কিসের তো বুঝলাম না? হঠাৎ করে কি হলো?" হ্যাঁ, তো ঐখান থেকে দেখা গেছে আ পরবর্তীতে বিভিন্ন জায়গায়ই মানে পড়াশোনা যে করি ভালো করে, এটা মানে বলতে খুব ভয়ই লাগতো এক প্রকারের। ঠিক আছে?
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, খুবই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানি এই ভয়টা বলা যায়, মানি কেমন লজ্জা টাইপেরই ভয় বলা যেতে পারে, যে তারা হয়তো হ্যাঁ, হ্যাঁ, বলা শুরু করবে যে কিরে তোকে এতদিন দেখলাম না পড়াশোনা করতে, এখন এত সিরিয়াস কেন? আচ্ছা, কোনো এরকম কোনো ভয় কি পরিবারের কাছে আছে যেমন দেখা যায়, অনেকে মানি কাজ বলতে, মানি কু-কাজ করে ফেলে, <scoffs> যে একটা জিনিস হয়তো ভেঙে ফেলে ঘরের খেলতে গিয়ে, এটা করে ফেলে বা হাত-পা ভেঙে যায়, বা কেটে যায়, ওগুলা বলতে ভয় লাগে, আপনি কখনো এমন কখনো হয়েছে?
হু। লজ্জা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এই এ হ্যাঁ। হ্যাঁ, একবার আমার মায়ের এক কসমেটিক্স মানে অ্যা একটা জিনিস ছিল সেটা হচ্ছে উনি মুখে দিত আরকি মুখের ক্রিম। তো উনি হচ্ছে বাসার বাইরে ছিলেন। আমি একলা ঘরে ছিলাম আরকি। তখন তো একবারে ছোট তখন ক্লাস কিসে পড়ি? 4 বা 5 এর দিকের কথা আরকি। তো আমি ওটা নিয়ে খেলতে, খেলতে মানে এটা হচ্ছে যে লিপস্টিক যেরকম ওই যে ঘোরালে উপরের দিকে উঠে না। এরকম এটার নাম ছিল যে Shirley। Shirley নামক একটা ইয়া ছিল আরকি ক্রিম ছিল মুখের। তো ঐটাও এরকম মানে নিচে দিয়ে ঠেলা দিলে এটা উপর দিক দিয়ে উঠে আরকি জ হ্যাঁ, হ্যাঁ। তো যতটুকু লাগে অতটুকুই মানে আপনারা ইউজ করে অল্প, অল্প করে অ ঠেলে, ঠেলে উল উপরে উঠে আরকি। তো আমি কৌতূহলবশত এটাকে এত জোরে ঠেলা দেই, যে এটা মানে পুরাটাই বের হয়ে যায়। এখন মানে একবার যখন বের হইয়া যায়, এবার এটাকে আবার ভিতরে ঢুকানোর কোন সিস্টেম নাই। এটা নিয়ে এ এত ভয় লেগেছিল, যে এখন কি হবে, কি হবে? মানে পরে যখন বাবা-মা ঘরে ঢুকে এ তখন দেখে যে, এই Shirley এর এই ইয়াটা মানে <scoffs> আপনার জিনিসটা নষ্ট হয়ে আছে।
আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঘুড়ালে উপরে উঠে। হ্যাঁ। <chuckles> আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। তখন কি আপনি, তখন কি আপনি বলতে পেরেছিলেন, যে এই কারণে হয়েছিল, নাকি তারাই আরকি জেনে ফেলেছে, যে দেখে যে একটু বের হয়ে আছে?
<chuckles> না, না। আমি তো তারা তো বুঝতে পারছে যে হ্যাঁ, এটা আমিই করছি। কারণ ঘরে তো আমি ছাড়া আর কেউ ছিলাম না হ্যাঁ, তো আমি ভয়ে মানে বলতেছিলাম যে, "না, এটা আমি ধরি নাই। এটা কিভা <scoffs> কি কিভাবে হইছে আমি জানি না। এটা কিভাবে হয়েছে?" মানে একদম মানে নাটক করার যে হ্যাঁ, হ্যাঁ। মানে একদম নাটক করার বিষয় আরকি যে মানে, না আমি করি নাই। মানে একদম জিদ ধরে বসেছিলাম যে না করি নাই। পরে মা মা হচ্ছে যে পরে মানে খুব আদর করে বুঝালেন যে, "দেখো তুমি যদি এটা করে থাকো এটা বলো, নাইলে মিথ্যাটা বইলো না। মিথ্যা বলা যদি এখন থেকে মানে শিখে যাও, তাইলে কিন্তু পরে সমস্যা হবে। তো তোমাকে কিছু বলব না, সমস্যা নাই। তুমি বলো।" কিন্তু আমি না তবুও ভয়ে ছিলাম। যে যদি এমন হয় এমন হয় যে বলার পরে বলল যে, "এই এতক্ষণ ধরে তাহলে কেন মিথ্যা বললা।" ঠিক আছে? তো দেখেছি পরবর্তীতে মানে যাই হোক পরবর্তীতে বলছি এবং মাও বলছে যে, "ঠিক আছে, এইবারের জন্য তোমাকে মাফ করা হলো।" কিন্তু পরবর্তীতে কিন্তু যাই করো না কেন মিথ্যা বলা যাবে না। তুমি সত্যিটা বললে তোমাকে আর কোন কিছু বলা হবে না। কোন সমস্যা নেই। <chuckles>
হ্যাঁ, বুঝতে পারছি। আপনি একাই, হ্যাঁ। <giggles> automatic হয়ে গেছে। <laughs> বুঝতে পেরেছি। মানি ছোট হলে যেটা করে আরকি, হ্যাঁ। <chuckles> বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছিলো হ্যাঁ। হ্যাঁ। <chuckles> খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে কিছু যদি বলে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। না, না। সত্যি এটা এটা খুবই ভালো একটা জিনিস ছিল, আপনার আম্মা আরকি এখানে তার যে জিনিসটা নষ্ট হয়েছে, ওইটা থেকেও বেশি প্রাধান্য দিয়েছে, যে আপনি খারাপ জিনিসটা শিখতেছেন কিনা। যে মিথ্যা বলাটা শিখে ফেলতেছেন কিনা। দেখা যায় যে, যখন আপনি ক্লাস 3, 4 বা 5 এ পড়েন তখন দেখা যায় তখন আপনি অনেক ছোট, এবং অনেক কিছু শিখতেছেন। তো তখন যদি দেখা যায় যে, মিথ্যাটাকে এত সাবলীলভাবে নিয়ে নেন মিথ্যাটাকে এত সহজভাবে নিয়ে নেন, তখন দেখা যায় যে জীবনের অন্য সময়গুলাতে ওই মিথ্যাটাকে তখন আর হ্যাঁ, এটা যে একটা খারাপ একটা জিনিস, বা একটা মানি ভালো না আমাদের এটা কখনো মাথায় আসবে না। তখন দেখা যাবে যে, তখনও ওই সাবলীলভাবে সবকিছু মিথ্যা বলা হয়ে যাবে। খুবই ভালো এই জিনিসটা আপনি পরিবার থেকে আস এসেছে। এখন যদি জিজ্ঞেস করি ধরেন অফিসে এখন হয়তো আপনি ক্যারিয়ার লাইফে ঢুকে গিয়েছেন। অফিসের মিটিং এ কখনো দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কাজই করে থাকি। হয়তো অনেক পরিশ্রমও করে থাকি। অনেকে আছে এটা বলতে পারে না যে, সে এই কাজটা করেছে বা সে তার অনেক এফোর্ট এই কাজের মধ্যে এই প্রজেক্টের মধ্যে দিয়েছে। আপনার মধ্যে কি এমন কখনো ভয় লাগে কিনা?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আসলেই। <scoffs> হ্যাঁ। হ্যাঁ, সত্যি কথা। পরবর্তী জীবনেও, হ্যাঁ, এটা কিন হু, হু। <chuckles> জী, জী। আসলেই, আসলেই। <chuckles> জী, জী। <chuckles> জী, জী। এই যে কয়েকদিন আগে একটা কাজ করতাম, ওটা যদিও ছেড়ে দিয়েছি। এখন নতুন একটা কাজ করি। তো ওই কয়েকদিন আগের একটা কাজের এই মিটিংয়ের ক কথা বলতে পারি চাইলে আপনাকে। তো বিষয়টা কেমন ছিল? মানে সবাই মোটামুটি কাজ টাজ করত। এটাতে আপনার মানে রাইটিং টাইপের কাজ ছিল আরকি। বিভিন্ন কিছু লিখতে-টিখতে হয়তো দেখা গেছে, ট্রান্সলেশন করা লাগতো বিভিন্ন কিছু। তো ঐখানে আপনার মানে দেখা যাইত যে, বলত মানে উনারা বলে দিয়েছিল আরকি, যে মানে নিজের থেকে এটা বের করতে হবে। যে অনলাইন থেকে যে বিভিন্ন আ কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে যে বের করে ফেলা যাবে না। ঠিক আছে? তো আমি কি করতাম? মানে প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে পুরাটা একটা মানে রাফ একটা বিষয় বের করতাম। পরে আস্তে করে এটা নিজেকে নিজে, নিজে একটু মানে ঠিক করার যে বিষয়টা আরকি ওইটা ছিল। তো ওই জিনিসটা কিন্তু মানে আমি ভয়ে ভয়ে মানে বলি নাই, আরকি কখনোই। কারণ দেখা গেছে যে বললে তো অবশ্যই তারা একটু হ্যাঁ, হ্যাঁ ইয়া করবে। কিন্তু পরবর্তীতে মানে আমি জানতে পারি, যে সবাই একই কাজ করে আরকি <laughs> হ্যাঁ, হ্যাঁ। আসলে এটা খুবই মানে পরে খুব হাসাহাসি করছিলাম আরকি। একজন, দুজন, তিনজন মানে থাকে না উ কলিগ ১ জন, ২ জন এর সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তো তাদের তাদেরকে যখন বললাম যে, "আমি তো এভাবে করি। কই যে, আমিও তো এভাবে করি, হ্যাঁ। থাক, থাক কাউকে বইলো না।" আমি বলি যে, "তাইলে তো তুমিও করো?" হ্যাঁ, হ্যাঁ আমিও করি। তাইলে তো সবাই করে তাইলে। <laughs>
আচ্ছা। জী, বলেন আন হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। ইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝতে পেরেছি, হ্যাঁ। হুম, হুম। হয়তোবা তারা এটা ঠিকভাবে নিবে না, হ্যাঁ। <laughs> অস সবাই এক গোয়ালের গরু ছিল আরকি। <laughs> উ বুঝতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। বুঝতে পেরেছি। <laughs> হ্যাঁ, দুজনের মধ্যেই থাকবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় যে, এটাই হয় মানি অনেক ক্ষেত্রে এমন হয় যে ইউনিভার্সিটি তে এমন হয় কোন একটা টপিক নিয়ে হয়তো স্যারেরা মানি স্বাধীনতা দিয়ে দেয় যে, এই, এই বিষয়ে এই টপিক নিয়ে তোমরা কথা বলতে পারো, যার যেটা ইচ্ছা। তখন দেখা যায় যে একটা টপিক সবাই নিয়ে নেয়। সবাই চিন্তা করে যাচ্ছে, এই টপিক টা আমি নিচ্ছি অন্য কেউ হয়তো নিবে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় সবাই সেম চিন্তাটাই করে। আপনাদের ক্ষেত্রেও এই জিনিসটাই হয়েছে, যে সবাই চিন্তা করেছে যে, আচ্ছা আমি করি আর কেউ না করুক। পরবর্তীতে দেখা যায় যে, হ্যাঁ সবাই করতেছে এবং সবাই লুকাইয়া করতেছে। মানি খুবই মজার আরকি জিনিসটা, হ্যাঁ। এখন যদি জিজ্ঞেস করি ধরেন আমাদের জীবনে এমন একজন অবশ্যই থাকে সেটা খুব সবার জন্য খুব বেশি বলতে গেলে, যে বাবা এমন হয় যে বাবার কাছে কোন কিছু বলতে গেলেই সবসময় ভয় লাগে। এটা মানি খুব ভালো একটা কথা হলেও দেখা যায় ভয় লাগে যে বাবা কীভাবে নিবে? কীভাবে রিঅ্যাকশন দিবে? আপনার ক্ষেত্রে কখনো এমন কিছু হয়েছে যে ভালো একটা জিনিস হয়তো আপনি বলতে গিয়েছেন বাবাকে কিন্তু আপনার তখন ভয় লেগেছে? তো এখন বলতে তো হবে। তো কিভাবে আপনি ওইটা বলেছিলেন?
এ হ্যাঁ, হ্যাঁ। <chuckles> নিবে না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর কেউ করবে না, হ্যাঁ। <laughs> জী, জী, আসলেই। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জী, জী। আসলে এটা মানে একদমই আপনার বলার সাথে, সাথেই একটা স্মৃতি আমার মনে পড়তেছে আরকি। তো ছোটবেলায় আপনার মানে সাইকেলের খুব শখ ছিল আমার যে সাইকেল, আমি একটা আমার বাবা যদি আমাকে কিনে দিত তাহলে মানে খুবই খুশি হইতাম, এরকম একটা বিষয়। তো বাবাকে বলেছিলাম প্রথমত যে, "বাবা সাইকেল দাও এরকম।" তো বলল যে, "না সাইকেল দেওয়া যাবে না। অনেক অ্যাক্সিডেন্ট হয়।" এই, সেই হয়। তো আমার তো খুব মন খারাপ পরে আমি মানে লুকিয়ে, লুকিয়ে এক বন্ধুর থেকে সাইকেল নিয়ে মানে সাইকেল চালানোটা শিখে ফেলি। ঠিক আছে? তো এখন যেহেতু চালানো শিখলে কি হয় মানে মানে হাত-পা কিন্তু নিসফিস, নিসফিস করে। যে সাইকেলটা কৈ, ঠিক আছে? পাড়ি চালাইতে ঠিক আছে, সাইকেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে মানে ১ম তো মানা করছে, ঠিক আছে। এখন তো সাইকেল চালাতে পারি। নিজের নিজেরও খুব ইচ্ছা যে একটা সাইকেল চালাবো। এখন বাবার কাছে ছাড়া তো টাকা পয়সাও নাই আমার কাছে ছোটবেলায়। তখন এটা কত ক্লাসের কথা। এই এইট নাইন এর দিকে আরকি এই টাইমের ঘটনাটা। তো পর পরবর্তীতে মানে খুব ভয়ে, ভয়েই মানে একদম ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে আ জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা, আমি যদি সাইকেল চালাতে পারি তাইলে কি কিনে দিবেন নাকি?" বলে যে, "না তাইলেও কিনে দেব না। তুমি সাইকেল চালাতে পারো মানে কোত্থেকে শিখছো?" ঠিক আছে, ওরে আমি তো মানে কি করব, এখন মানে সইতেও পারতেছি না। আবার বলতেও হইতেছে, ঠিক আছে? পরে বলছিলাম যদিও মানে খুব ইয়া টিয়া করে যে, "বাপু আমি তো পারি। এখন আমাকে একটা কিনে দাও। দয়া করে, আমি এটা ছাড়া আমার ভালো লাগতেছে না।" ঠিক আছে? এরকমভাবে বলছিলাম।
আচ্ছা, কি সেটা যদি বলেন, হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, শিখে গিয়েছে এখন ঘরে বসে থাকবে নাকি? হ্যাঁ। হুম। খুবই স্বাভাবিক, হ্যাঁ। উ হুম। <chuckles> বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে কি আপনার বাবা মানি একটু শান্ত হয়ে আপনাকে কিনে দিয়েছিল?
না, আসলে বাবা না মানে <scoffs> ঐটা কিনেই দেয় নাই। পরবর্তীতে আমি নিজে মানে যখন ঐ মানে উচ্চ মাধ্যমিক শেষ করি, তখন একটা ২ টা টিউশনি করিয়ে নিজে ১ম মানে যেটা কিনি সেটা একটা সাইকেলি ছিল আরকি। সত্যি কথা যেটা <laughs> হ্যাঁ, হ্যাঁ। না উনি হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি, সত্যি বলতে, এখানে আপনার বাবা খুবই কঠোর দেখলাম আরকি। হয়তোবা সে স্বাভাবিকভাবে টাকার চিন্তা করে নাই, স্বাভাবিক অনেক ক্ষেত্রে অনেকে চিন্তা করে যে, না এটা কিনে দিলে হয়তোবা অ্যাক্সিডেন্ট করবে রাস্তা চালাবে গাড়ির নীচে কখন কি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই চিন্তা করে অনেকে দেয় না। আপনার বাবাও হয়তো এটাই চিন্তা করেছে, হ্যাঁ?
হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা হু, হু, হ্যাঁ, আমাদের দেশের রাস্তাগুলা তো ওরকম ভালো না। আমাদের দেশের রাস্তাগুলা তো ওরকম নিরাপত্তা নাই। সত্যি কথা যেটা।
হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক, ঠিক। এই জিনিস চিন্তা করে অনেক সময় আরকি আমাদের বাবা-মারা অনেক কিছু আমরা চাইলেও দিতে চায় না। যদিও তারা চিন্তা করে যে হ্যাঁ, দিলে হয়তো আমাদের ছেলেমেয়েরা মানি খুশি হবে আনন্দিত হবে। বাট দেখা যায় যে, এই জিনিস চিন্তা করে তারা আরকি দিতে চায় না। খুবই ভালো এই জিনিসটাও যে তারা আমাদের কথা হয়তো চিন্তা করেই এই কাজগুলা করতেছে। হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, যে <scoffs> তারা আমাদের কথা চিন্তা করে এই কাজটা করছে। আচ্ছা এখানে যদি আপনাকে জিজ্ঞেস করি ধরেন অনেক ক্ষেত্রে হলো অনেক জায়গায় দেখা যায়, যে আমরা কথা বলার সময় একটু ভয় যে পাই। এই ভয়টা কি ধরনের হয়ে থাকে আপনার? এটা কি মানসিক কোন ভয় নাকি দেখা যায়, যে মানুষ পিছে থেকে কোনো কথা বলবে, যে আমি এটা বলব বলার পরে তাদের রিঅ্যাকশন টা কি হবে? তারা কি হাসাহাসি করবে? নাকি কি নাকি আমার এফোর্ট টা বুঝতে পারবে কিনা? এমন কোন ধরনের ভয়টা আপনার বেশি সম্মুখীন হন আপনি?
হু। <chuckles> খুশি হবে। <laughs> জী, জী আসলেই। হুম, হুম। হ্যাঁ। হুম। জী, জী। আসলে এটা নিয়ে যদি বলতে হয়, তাইলে বর্তমানে আমি আমার কাজ নিয়ে যেই ভয়টা পাচ্ছি, এটা নিয়ে বললে হয়তো জিনিসটা একটু পরিষ্কার হবে আরকি। তো দেখা গেছে কি জানেন? তো মানে আমি এখন যে কাজ করতেছি, এটা আমি কাউকে বলতে পারতেছি না। যে আমি ফ্রিল্যান্সিং করতেছি। এই জিনিসটা এই জিনিসটা নিয়ে আমি ভয় পাচ্ছি। তো আপনি যেটা বললেন, যে পিছে কেউ বলে কিনা, বা নিজের মো মানে <scoffs> মানসিক কোন ভয় আছে কিনা? আসলে ২ টাই আছে। বিষয়টা কেমন মানে আমাদের দেশে তো এখনো যে মানে এই যে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলা এগুলাকে কিন্তু মানে অতটা মূল্যায়ন করে না। দেখা গেছে যে ওই একটা
জী। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ ঠিক। হ্যাঁ ,হ্যাঁ। টাকা আসলেও দেখা যায় যে, তারা এই জিনিসটাকে ওরকম মর্যাদা দিতে চায় না, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। মর্যাদা দিতে চায় না বা শুনতেও চায় না। বেশি সমস্যাটা হচ্ছে দেশের মানুষ আসলে ওরকম শিক্ষিত না। এজন্য ওরা জানে না যে <scoffs> কাজের পরিসর যে বেড়েছে, এই জিনিসটা তাদের ধারণা নেই। মানে কম্পিউটার থেকেও যে কত কিছু করা যেতে পারে দেশ বিদেশে চাকরি করা যেতে পারে। এখন আমি যদি বলি যে, আমি দেশে বসে বিদেশের কোন কোম্পানিতে চাকরি করি। ঠিক আছে? তো তখন তো মানে হাসবে বলবে যে, "ওয়া! কি বলে শুধু, শুধু ফাউ কথা বলে।" এটাও একটা কারণ আসলে সত্যি কথা যেটা আরেকটা কারণ আছে, যদিও মানে এই বলা বলার ভয়। এই যে মানে এত টাকা কামাই করি এখন সেটা জানলে তো মানুষজন যদি টাকা চেয়ে বসে। <laughs> হ্যাঁ। <laughs>
ঠিক। ঠিক এটাও ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হুম। <chuckles> বুঝতে পেরেছি, হ্যাঁ। জী, কি সেটা? <chuckles> <giggles> বুঝতে পেরেছি। এখানে হলো আবার ঐ ধরনের জিনিস কাজ করে। খুবই স্বাভাবিক এটা দেখা যায়, যে অনেকের যখন <scoffs> জানতে পারে যে তার কাছে অনেক টাকা আছে তখন অ্যা চাওয়া শুরু করে যে, আচ্ছা, তাহলে আমাকে কিছু টাকা ধার দে। আমার তো প্রয়োজন এটা ওইটা। দেখা গেলো অনেক সময় প্রয়োজন হ্যাঁ, হ্যাঁ। প্রয়োজন না থাকলেও দেখা যায়, যে সে বলে যে, না দে আমাকে কিছু টাকা দে। এত টাকা তো আছেই। তুই তো কামাচ্ছিসই হ্যাঁ, খুবই ভালো বললেন জিনিসটা। মানি এ খুবই স্বাভাবিকভাবে আমাদের এই জিনিসটা হয়ে থাকে এবং ফ্রিল্যান্সিং এর যে জিনিসটা আমাদের দেশে এখনো অত বেশি ইস্টাবলিশড হয়নি এবং তারা এই কাজটা কেন যেন মানি মূল্যায়ন দিতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় কি? যে একজন লোক হয়তো কোনো সরকারি চাকরি করছে, সে ধরেন ৳২০,০০০ বেতন পাচ্ছে। আর আরেকজন যে ধরেন, ফ্রিল্যান্সিং করছে সে হলো ধরেন ৳১,০০,০০০-৳১,৫০,০০০ আয় করছে। তারপরেও না ওই সরকারি লোকটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, কিন্তু ফ্রিল্যান্সিং যে করছে তাকে কোন ধরণের প্রাধান্যই দিতে চায় না। মানি মনে করে যে, না এটা কী করছে কম্পিউটারের সামনে বসে থাকে এটা কি কোনো কাজ হলো নাকি এমন। কিন্তু দেখা যায় সেই কিন্তু হ্যাঁ, সেই কিন্তু দেখা যায় এক মাসে ওই, সরকারি চাকরিজীবীর এক বছরের টাকা আয় করতেছে। এইদিকে তারা কোনো ধরণের খেয়াল করে না। এই জিনিসগুলা আমাদের আর কি সমাজে পরিবর্তন করতে হবে, হয়তো আস্তে, আস্তে হবে যত বেশি টেকনোলজি ডেভেলপমেন্ট হবে। এখন যদি জিজ্ঞেস করি, ধরেন অনেক কিছুতেই আমাদের এই ভয়গুলা লেগে থাকে, অবশ্যই আপনারও লেগে থাকে কাজের কথা, বলতে গেলে তো বলতে তো হয় এটা হলো মানি চাইলে তো আমাদের নিজের মধ্যে রেখে দিতে পারি না। তো এই ক্ষেত্রে কি আপনি কোনো ধরনের, হ্যাঁ। কোনো ধরনের কোনো কিছু অনুসরণ করেন কিনা যে ১ম এ একটা ছোট্ট একটা বাক্য বলেন বা ১ম এ ছোট্ট একটা জিনিস বলেন যেটা হল, খুব ভালো তারপরে দেখা যায় আস্তে, আস্তে ওইটা আপনি এক্সপ্লেইন করে বলেন যে আমি এই জিনিসগুলা করি এইটা, এইটা? যেমন হতে পারে ফিন্যান্সিং এর ক্ষেত্রে আপনি যদি কাউকে বলতে যান তাহলে বললেন যে, আমি তো মাসে ৳৮০,০০০ কামাই। তারপরে বললেন যে, আমি এই, এই কাজগুলা করি এভাবে, এভাবে করি এভাবে টাকা কামাই।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ বন্ধুদের কাছেও বলা হয়নি আসলে বিষয়টা। হ্যাঁ। <laughs> জী, জী। হ্যাঁ। হুম, সত্যি কথা। একদমই। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, এটা দুঃখজনক। হ্যাঁ, <chuckles> সারাদিন বাসায় বসে থাকে, <chuckles> ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ এটা সত্যি কথা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ আসলেই। হ্যাঁ। তা তো অবশ্যই। কি কিছু, কিছু লোককে তো হ্যাঁ। হু, হুম। হ্যাঁ। জ্বি, জ্বি। আসলে বিষয়টা যে, ফ্রিল্যান্সিং ব্যাপারে যাদেরকে বলেছি, তারা একবারেই মানে খুবই কাছের মানুষ যাদেরকে আসলে বললেও অ কোন সমস্যা নাই, না বললেও কোন সা যারা আমাকে আসলে সহযোগিতা করবে এবং আমার এই কাজটাকে মূল্যায়ন করবে, তাদেরকেই আমি বলেছি। আর এমনিতে আপনি যেটা বললেন, যে, কিভাবে আস্তে করে বলা যায়? সেক্ষেত্রে তে মানে টাকার পরিমাণ নিয়ে যদি ভয় থাকে যে, কেউ নিচে চেয়ে বসে বা অ্যা মানুষ কি বলে, সেইক্ষেত্রে টাকার পরিমাণটা একটু কমিয়ে বলাটা শুরু করলে আমার মনে হয় যে, জিনিসটা সহজ হবে আরকি। ভয়টা একটু কম লাগবে।
হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ। উহু। <chuckles> বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এক্ষেত্রে শেষে যদি ছোট্ট আপনার কাছ থেকে কিছু টিপস চাই, যে, কেউ যদি এরকম বলতে অনেক বেশি ভয় পায়, মানে লোকলজ্জা যেটা থাকে এটাও যদি থাকে, তাহলে কিভাবে এটা কেটে উঠতে পারে?
<chuckles> জি। এটা প্রথমত লোকোলজ্জা, লোকজন মানে কি নিয়ে লজ্জা দিবে, ওই জিনিসটা যদি চিন্তা করে, যেমন মনে করেন আপনার যদি সে চিন্তা করে যে, পাছে লোকে কিছু বলে যদি খারাপ কিছু বলে, তখন তাকে জিনিসটা আগে বুঝাতে হবে। মানে প্রথমত ওই কাজটাকে কাজের ধারণাটা দিয়ে তারপর বলা যেতে পারে যে, হ্যাঁ, আমি এই কাজটা করি। হু, হুম।
অ্যা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। খুবই ভালো কিছু টিপস দিলেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অনেক কিছু শেয়ার করলেন, যে, কিভাবে আমরা নিজেদের কাজগুলো আরেকজনের সামনে তুলে ধরতে পারি, ভয় না পেয়ে বা লজ্জা না পেয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় ভয় একটু লজ্জাটা দূরে রেখে যদি বলে ফেলি, তখন আমাদেরই উপকার হয়। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
হু, হুম। হ্যাঁ, আসলেই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আপনার সাথে কথা বলতে পেরেও কিন্তু বেশ ভালো লেগেছে। যে, কাজগুলো মানুষের সাথে বলতে ভয় লাগে, আপনার সাথে কিন্তু খুব সাবলীলভাবেই হু, বলে ফেললাম। তো আপনি অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।